হ্যাঁ, দেখুন, আসলে আ আমার ক্ষেত্রে বলব যে অনেকবারই আসলে হয়েছে, যে বন্ধুর কোন একটি ব্যাপার নিয়ে, যেমন হচ্ছে, আমার মনে আছে যে আসলে একবার আ তার বন বান্ধবী বা তার গার্লফ্রেন্ড হচ্ছে ব্যা গেমে এসেছে। তো ও আমাকে বারবার আসলে <scoffs> একদমই, একদমই। তো আ দেখা যেত যে আমি বারবার তাকে ইনভাইট দিচ্ছি। সে আসলে অ্যাকসেপ্ট করছে না। তখন এটা নিয়ে কিন্তু আমি কিছুটা হতাশ হয়েছি। যে আ তারপরে মেসেজ করছি, তাও সে সিন করছে, কিন্তু রিপ্লে দিচ্ছে না। তো কোনরকম করে এতবার দিয়েছি, সে কিন্তু বাধ্য হয়ে তখন কিন্তু অ্যাকসেপ্ট করছে। তো অ্যাকসেপ্ট করে বলছে যে তোর সাথে আমার আর কোন কথা নাই। তুই আর আমার সাথে কথা বলবি না, বলে আমাকে কিকড করছে। তো এটা নিয়ে কিন্তু বেশ আ ব্যথা পেয়েছি মনে, এবং <scoffs> সেটা নিয়ে কিন্তু কয়েকদিন আসলে বন্ধুর সাথে কথাও হয় নাই।
হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। গেমে? আচ্ছা, খুবই ভালো। <chuckles> <chuckles> রিপ্লাই দিচ্ছে না। <chuckles> আ ওকে। মানে, আপনার বন্ধুর গার্লফ্রেন্ড আপনাকে কিক মেরেছে?
না, না, না। আসলে বন্ধুই আসলে ইট করছে আরকি, ওই যে আসলে লবিতে বা আস তখন যখন আসলে যেতাম, তখন কিন্তু
ও আচ্ছা, সে আসলে তার বান্ধবীর সাথে ছিল, একসাথে লবিতে। তো আপনি তাকে জ্বালাচ্ছিলেন ই ইনভাইট করে, করে, এজন্য?
<laughs> একদম। একদমই, একদমই। একদম।
ওহো! এটা তো খুবই দুঃখজনক একটা বিষয়। মানে সে আসলে দা তার আপনাদের থেকে আসলে তার বান্ধবীকে যে বেশি প্রায়োরিটি দিয়ে ফেলেছে, এটা তো আসলে খুব দুঃখজনক আসলে একটা বিষয়। তো তারপর হচ্ছে যে আপনারা তার সাথে সম্পর্কটা কিভাবে আসলে মেইনটেইন করলেন? মানে সে কি আসলে আপনার সাথে একদমই সম্পর্ক বন্ধ করে দিছিলো?
<chuckles> একদমই ঠিক। <chuckles> হ্যাঁ, দেখুন, আমি যখন আসলে এই যে একটা ব্যা দেখলাম যে আসলে আ আমার সাথে এইরকমটা হচ্ছে, বা বন্ধুর ক্ষেত্রে বলবো যে বন্ধু আসলে আমাকে এরকম করে দূরে সরিয়ে দিলো, তো আমি তখন কিছুটা আসলে একটা অভ্যাসের মধ্যে আসতে শুরু করলাম, যে না, আমি আর গেমই খেলবো না। তো দেখা গেলো যে আমি ওই যে আ ছোট্ট একটি আঘাত পেলাম, সেখান থেকেই কিন্তু আমার জীবনের যে বড় বদল, সেটা কিন্তু সেখান থেকেই হয়েছে। এবং পরবর্তীতে আমার বন্ধু বলেছে যে না, তুই আসলে গেমে আয়, তোকে ছাড়া আসলে খুবই আসলে অসহায়ের মতো আসলে লাগছে। এটা আসলে ভা
হ্যাঁ, হ্যাঁ। খুব কষ্টর একটা বিষয়। হুম। অবশ্যই, অবশ্যই। ওহ হো! মজা পাচ্ছেন। তখন আপনি বল বলেন নাই যে আসলে আপনার তো বান্ধবী আছে। তো আপনার বান্ধবীর সাথে আপনি খেলেন। তোমার বান্ধবীর সাথে তুমি খেলো এরকম?
<laughs> একদমই, একদমই। তো তখন কিন্তু আসলে বলা হয়েছে যে আসলে দেখ, তোর বন্ধুর ক্ষেত্রে তুই হচ্ছিস, অ্যা ওই যে বা বান্ধবী রয়েছে, তার সাথেই খেল। আমি তো আসলে ঐরকম ভাবে আসলে আ তোর কাছের কোনো বন্ধু না। যার কারণে আসলে সেইদিন সেই ব্যবহারটা করছিস। তখন সে আমাকে কিন্তু অফারও করছে যে দেখ, তুই আমার বান্ধবীর সাথে এড হয়ে যা, একসাথে আমরা ৩ জন খেলব, তাও তুই আয়। তো পরবর্তীতে কিন্তু আসলে আমি বলছি যে না, আমি তার সেই অফারটা রিজেক্ট করে দিয়েছি, এবং তারপরে আসলে আমি আ আ একদমই।
<chuckles> ওহো! আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, এটা তো এক আপনি একজন সু মানে একজন মানে যার হচ্ছে মিনিমাম সম্মান থাকা অবস্থায়, আসলে আপনাকে তো এইটা অবশ্যই রিজেক্ট করতেই হতো। কারণ না হলে তো আসলে অ্যা বন্ধুত্বের সম্পর্কের মধ্যে, হয়তো বন্ধুর বন্ধু ঠিক আছে। আমার কাছে মানে আ কিন্তু তার বান্ধবী জড়ায় ক ফেললে কিন্তু আসলে এটা অন্যদিকে চলে যায়। তাই না? সেক্ষেত্রে আসলে হচ্ছে যে আপনার কি মনে হয় যে আসলে আপনি কি ঠিক ডিসিশনটা নিয়েছিলেন, নাকি আপনার ডিসিশনটা আসলে ভুল ছিল?
একদমই, একদমই। <laughs> একদমই, একদমই।

হ্যাঁ, দেখুন আসলে আহ, একটা সময়ের কথা আমি বলি, যখন আসলে আমি আ "PUBG MOBILE" নামের একটি গেম খেলতাম। তো দেখা যেত যে, বন্ধুরা মিলে কিন্তু ভীষণভাবে কিন্তু সেই গেমটা খেলা হতো এবং আ সময়ের দিকে তাকাইতাম, দেখতাম যে রাত হয়ে গেছে। আবার রাতের দিকে তাকাইতাম, দেখতাম দিন হয়ে গেছে। তো এভাবে কিরে দে এ্যা দেখতে পাচ্ছিলাম যে আমার কিন্তু ঐ যে অভ্যাসটা আসলে, সেটা খুবই বাজে দিকে চলে যাচ্ছে। তো পরবর্তীতে কিন্তু আমি বুঝতে পেরে নিজেকে একটু সংযত সেই জায়গা থেকে করলাম। এরপরে দেখা গেল আমার যে রুটিনটা, মানে একটা রুটিনের মধ্যে যখন আসলে চলে এসেছি, তখনই কিন্তু আমার অভ্যাসটা আসলে আ বদল হতে শুরু করেছে এবং আ ভালো দিকের যে ব্যাপারগুলো, সেটা কিন্তু আমি আস্তে, আস্তে করে চলে গিয়েছি। তো এভাবে আসলে আমার জীবনের ছোট একটি অ্যা বলবো বদঅভ্যাস থেকে একদমই।
আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। <chuckles> আচ্ছা। বাজে দিকে। হুম, হুম। আচ্ছা। এটা কিন্তু আসলে বেশ সুন্দর একটা কথা বললেন। মানে আসলে যে আপনি যে বদভ্যাসটা থেকে যে একটা ভা মানে ভালোর দিকে ফেরত আসলেন, এটা কিন্তু একটা ১ম স্টেপ ছিল আপনার। তা আপনি আসলে এইটাতে জড়াইছিলেন কিভাবে? মানে আসলে এইযে "PUBG" খেলার দিকে জড়াইছিলেন কিভাবে?
একদমই, একদমই। একদমই। আসলে দেখা যাচ্ছ দেখা যেত যে আসলে, আমার যারা বন্ধুরা রয়েছে; তারা কিন্তু এই যে আসলে গেমস, সেটা যখনই তাদের সাথে আসলে আ যেতাম তার কাছে তখনই দেখতাম যে এটা নিয়েই আলোচনা করছে। আ আবার যখন ঘুরতে যেতাম, তাও দেখতাম যে এটা নিয়েই আলোচনা করছে। তো এটা নিয়ে আলোচনা করছে, সেই কৌতূহল বশত যখন জানার চেষ্টা করলাম এবং আ স্মার্টফোনে যখন আসলে ইনস্টল করলাম তখনই আসলে আ বলবো যে আসলে বন্ধুদের মাধ্যমেই কিন্তু একসাথে আড্ডা দেওয়া শুরু হলো। যে, যে আড্ডাটা আমরা বাস্তবিক দিচ্ছিলাম সে আড্ডাটা virtually দিতে পারছিলাম এবং আ গেমসও খেলতে পারছিলাম। সবকিছু মিলিয়েই কিন্তু <chuckles> একদম, একদম।
<chuckles> আচ্ছা। আহ, আচ্ছা! মানে গেমস খেলার সাথে ওই যে কথা বলার যে একটা মানে, কথা বলে, বলে যে খেলা যায়। <chuckles> revive দে, revive দে। <chuckles> আচ্ছা। তো এই এই ধরনের গেমসগুলা খেলায় কি মানে ধরেন আপনার কি মনে হয় যে আসলে আপনাদের বন্ধুত্বের সম্পর্কটা কি আরেকটু গভীর হতো? নাকি আরেকটু দুর্বল হতো?
<chuckles> একদমই, ঠিক তাই। হ্যাঁ, দেখুন একদমই যে দেখা যেতো যে অনেক সময় কি হতো, যে আসলে আমরা যখন কাছাকাছি থাকতাম, তখন ছোটবেলার যে ব্যাপারগুলো যে আসলে ক্রিকেট খেলতে যেতাম তখন কিন্তু বল আউট হয়েছি, বলছি যে, "না, আমি আউট হই নাই।" এটা নিয়ে কিন্তু বেশ আ একটা ঝামেলা হতো বন্ধুদের মধ্যে। তো তখন আসলে পরের দিন আবার যেতাম, তখন ঠিক হয়ে যেতো। আর এখন দেখা যায় যে একটা বন্ধুর সাথে revive দেয় নাই, এটা নিয়ে কিন্তু একটা মনোমালিন্যর সৃষ্টি হয়েছে তো এবং আ বন্ধুর সাথে কিছুটা আসলে কথা না বলা বা যতই গেইম এ আসছে কিন্তু একে অপরকে কথা বলছি না বা বিভিন্ন অঙ্গভঙ্গির দ্বারা আসলে বোঝাচ্ছি। তো এই যে আসলে ব্যাপারগুলো, সেটা কিন্তু বলবো যে আসলে হয়েছে আসলে আ virtually যে রাগগুলো, সেটা কিন্তু বেড়েছে। যেটা আসলে আ বাস্তবিক কিন্তু আর একটু কম হতো যে আজকে হলে কালক
<chuckles> হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। <chuckles> হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ এটা ঠিক আছে। যেমন ধরেন যে, virtually আসলে রাগ করলে কিন্তু সেটা s solve করাটা একটু difficult হয়ে যায়। কারণ আপনি আসলে ঠিকভাবে দেখেন না তাকে। সে আসলে হচ্ছে যে, আপনি ধরেন একটা কথা বললেন, আপনি আসলে একটা ভালো meaning এ বললেন বা কোনো meaning এ বললেন। কিন্তু স আপনার expression, just face expression দেখা যাচ্ছে না দেখেই এটা কিন্তু পুরাটা একটা negative meaning হয়ে গেছে। তো এরকম কোনো ঘটনা কি আছে আপনার? অভিজ্ঞতা কি আছে?
<chuckles> একদম, একদম। একদম, একদম।